অবশ্যই, অবশ্যই। আমিও সর্বোচ্চ চেষ্টা করে থাকি। এই যে বললাম যে খেলাধুলা জিনিসটা যখন আ আ এখন হচ্ছে এখন তো অবসর সময়টা খুবই কম পাওয়া হয়। বলতে গেলে খুবই কমই পাওয়া যায়। যখন হচ্ছে অবসর সময়টা পাই বা কখনো বন্ধের দিন পাই আমি হচ্ছে ব্যাট বল নিয়ে মাঠে নেমে যাই আসলে। তখন কি হয় এই যে একটা শারীরিক যে একটা, যে একটা কি বলে যে মন আপনার শরীর ভালো থাকলে তো আপনার মনটাও আপনা আপনি ভালো হয়ে যায়। তাই না? এই যে এই যে এই যে এই যে এই যে যখন আমি হচ্ছে ধরেন হচ্ছে যে খেলাধুলা করলাম। আমার একটা শারীরিক যে একটা ব্যায়াম হয়ে গেল। এই ব্যায়ামটার মধ্য দিয়েও কিন্তু আমার মনটা কিন্তু ভালো হয়ে গেলো। যেটা হচ্ছে আমার মনের মধ্যে যে পুরা সপ্তাহের যে একটা স্ট্রেস ও যদি থাকে সেটাও কিন্তু চলে যায়। আরেকটা জিনিস কি আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষেরই উচিত যে আমি প্রতিদিন ৩০ থেকে ৪০ মিনিট একটু হাঁটাচলা করা। আজকাল এমন অবস্থা হয়ে গিয়েছে যে আমি আশে-পাশে যদি আমার সা surrounding এ যদি তাকাই তখন যদি দেখি আসলে ওই যে মানুষ আসলে হাঁটাহাঁটি জিনিসটাও করতে চাচ্ছে না। মানুষ মানুষ আসলে যাচ্ছে গাড়ি করে যাচ্ছে, গাড়ি করেই আসতেছে। প তারপরে হচ্ছে বলে যে কি মোবাইল নিয়ে বসে থাকছে। এই যে একটা ডেইলি প্রতিদিনের অভ্যাস যে তৈরি করে ফেলল ওই অভ্যাসটা থেকে আসলে বেরিয়ে আসাটাও উচিত। আমার কাছে মনে হয়। তারা চাইলে হ
হু, হু। জ্বী। উম উহু। হু, হু। জ্বি, জ্বি। বাহ্! হুম। হু, হু। জ্বী, জ্বী সেটাই, সেটাই, সেটাই। হু, হু, হু, হু। জ্বি। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। হু, হু, হু, হু। হু, হু। জ্বি, জ্বি, একদম, একদম। হু, হু, হুম। হুম। জি, জি। জ্বি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ একদম। হু, হু, হু। জ্বি। হু, হু। জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম।